আম আমি তাদেরকে সতর্ক করি কিভাবে, আমি বলে যে, "যদি এরকম কেউ আ ফোন দেয়, আপ তাদেরকে কোনো তথ্য দেয়া যাবে না। আ দরকার বলা যাবে যে, "আমাকে ১৫ মিনিট পরে ফোন দেন।" তারপরে হচ্ছে যে ফ কল কেটে সাথে, সাথে, আমাকে এ তোমরা জানাবা।" হ্যাঁ, তখন আমি ওদেরকে বলি কি, কি, করতে হবে না করতে হবে। কারণ উম
হুম। হুম। আবার করলেন। জি। ফোন দিতেন, জ্বী। <chuckles> এটা কিন্তু একটা ভালো উপায়। কারণ দেখা যাচ্ছে যে, আপনি যেমনটা বললেন, যে বয়স্করা বাসায় আসলে তারা তো আসলে হঠাৎ করে ডিসিশন টা নিয়ে নিতে পারে। যে তার থেকে আসলে এইটা বলা ভালো যে আগে আপনাকে ফোন দিয়ে বিস্তারিত বলে তারপরে আসলে ডিসিশন টা নেওয়া। তাতে কিন্তু তাদের একটা আস্থা থাকে। কারণ এমনই আস্থাজনক কথাগুলো বলে যখন তারা স্ক্যামাররা ফোন দেয়। তারা আসলে পরে আসলে ওটা যদি মানে ঠিক না হয় তখন আসলে তাদের খুব মন খারাপ হয়। যে মনে হয় আসলেই আমাকে টাকাটা দিত। মানে এরকম একটা ব্যাপার-স্যাপার। তো আসলে ভালো যে আপনি আসলে
জ্বী। হুম। একদম। <chuckles> জ্বী। উম বিশেষ করে বয়স্কদের প্রতি এই জিনিসটা থাকে। যে, "আসলেই তো দিত। দো তোমার জন্য হয়নি।" এরকম টাইপের অনেক সময় ওরা আ মন খারাপ করে। <chuckles>
জ্বি। হ্যাঁ, হয়নি। তো আসলে এটা একটা ভালো জ্বি। এটা ভালো বলেছেন। তো এই যে স্কাম থেকে বাঁচতে হ্যাঁ, আ বন্ধুদেরকে আসলে, কি ধরনের আসলে, আ পরামর্শ আপনি দিয়ে থাকেন? বা বন্ধুরা আপনাকে কখনো এই ব্যাপারে সতর্ক করেছে কিনা? বা কোনো পদ্ধতি শিখিয়েছে কিনা? জানতে চাচ্ছিলাম।
জি। উম আব হ্যাঁ, দেখা যাচ্ছে যে আ আমি যদি কখনো কোনো স্কাম এর সম্মুখীন হই। কারণ সবাই মোটামুটি কোনো না কোনোভাবে স্ক্যাম এর সম্মুখীন হয় এরকম একটা অবস্থায়। তো দেখা যাচ্ছে যে তাদেরকে বলে যে আমাকে এভাবে এপ্রোচ করা হয়েছে। তো আমার একটা ফ্রেন্ড যেমন আ তার অফিসের এক বসকে এপ্রোচ করা হয়েছিল কি যে তার ওটিপি নেয়নি। কিন্তু তা মানে সে বলেছে যে সে এমপ্লয়ি ব্যাংকিং থেকে। তো এমপ্লয়ি ব্যাংকিং যেহেতু তাদের সাথে কথা বলা হয় তো সে ভেবেছে যে হ্যাঁ, আসলেই হয়তো সেখান থেকে। তারপরে ওরা একটা Email এ বআ কোড পাঠিয়েছিল বা কিছু একটা পাঠিয়েছিল। আ Email এ মেসেজ দেখে ভাবলো যে আসলে ওরা মানে ওই ব্যাংক থেকেই। তারপরে করল কি? তার ওটিপিও নেয়নি। তাকে বলেছে শুধুমাত্র আ তার সিকিউরিটি কোডটা দিতে। এ্যা শুধুমাত্র চেঞ্জ করার জন্য। তার সিকিউরিটি কোড চেঞ্জ করা হবে কার্ডে বা কিছু একটা। তো এমন প্রফেশনাল ভাবে কথা বলেছে আ সে ভাবলো যে, "আচ্ছা, আমার তার ওটিপি নিচ্ছে না। তো আর সমস্যা কি?" কিন্তু তাদের কাছে তো ব্যাংক কার্ড আগে থেকেই তার কার্ডের আ সবকিছু ছিল। তো সেক্ষেত্রে তার ৳৫০,০০০ সাথে, সাথে, বিকাশ দিয়ে উঠে নিয়ে নিয়েছিল। কারণ সেটাই হাইয়েস্ট লিমিট। যদি হাইয়েস্ট লিমিট থাকতো ৳১,০০,০০০, ৳১,০০,০০০ ই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলে যেত। তো সেইটা থেকে কিন্তু আমি বুঝলাম, যে হ্যাঁ, এরকমও হতে পারে। ওটিপি ছাড়াও এখানে সম্ভাবনা আছে যে কোনো হ্যাঁ।
হুম। জ্বী। হয়, তা তো অবশ্যই, জ্বি। হুম। আচ্ছা। ও! আচ্ছা। মনে হয় এটা ভা ঠিক, হ্যাঁ। হুম। হুম, ব্যাংক থেকেই, জি। হুম। আচ্ছা। হুম। এটা সময় হচ্ছে যে যে, রাইট, হুম। তাই তো। হুম। ইনফরমেশন টা ছিল। আচ্ছা! বাহ! চিন্তা করেন। ওহ নো! হুম। সম্ভব জি। এটা আসলে বেশ দুঃখজনক। আর যান মানে আসলে যত মানুষ যত আরেকজনের সাথে শেয়ার করবে, ততই তো আরেকজন জানতে পারবে, শিখতে পারবে। তো আসলে এটা ভালো যে আপনার বন্ধু আপনার সাথে এটা শেয়ার করেছে। তো এই যে স্কামার ধরেন রিয়াল যে অফার গুলো থাকে, এগুলার মধ্যে আসলে পার্থক্যটা কিভাবে করে বুঝবে মানুষ, যখন আসলে এগুলো সাধারণত আসলে মানুষের সামনে সেগুলো এসে পড়ে, তখন মানুষ কিভাবে বুঝবে? আচ্ছা, এটা আসলেই ফেক আর এটা আসলেই রিয়াল?
উম অবশ্যই। হুম। হু, হু। জ্বী। হুম।

আ স্ক্যাম চেনার সবচেয়ে বেশি সহজ উপায় হচ্ছে যদি আপনি যদি বলেন যে, ইমেইল বা মেসেজে। মেসেজের ক্ষেত্রে হচ্ছে কি? যে, আপনাকে যদি কোন অপরিচিত জায়গা থেকে মেসেজ আসলো, তারপরে তারা একটা লিঙ্ক দিল। বলল যে, এই লিঙ্কে গেলে আপনি পাবেনে এত টাকা পর্যন্ত ডিসকাউন্ট। তো এসবে কখনো আসলে অ ক্লিক করা উচিত না। আর Email এর ক্ষেত্রে যখন আপনার Email অ্যাড্রেসটা যদি বলে যে, ওরা কোন ব্যাংক থেকে বলছে। তো সেক্ষেত্রে ওদের Email এর যেই বানানগুলো দেখবেন। যে, যাচাই করলে বেশিরভাগ ক্ষেত্রে স্পাম বা স্কাম এর ক্ষেত্রে কিন্তু অ্যাড্রেসগুলো ভুল থাকে। বা আপনার হচ্ছে যে, অনেক কিছু ফর্মেট-টর্মেটিং উল্টোপাল্টো থাকে। তো এগুলো দেখলে কিন্তু আসলে চেনা যায়।
হুম। হুম। জি। হুম। জি। জি। জি। ভুল থাকে। একটু ওলট পালট থাকে আরকি। উল্টা পালটা থাকে, জি। আচ্ছা। তো এই যে, আপনি আসলে যখন কোনো অচেনা লিঙ্ক থেকে আপনাকে ইমেইল করা হয়, তখন আসলে আপনি কি করে থাকেন?
হুম। আ আমি আসলে পাত্তা দেই না। আমি হচ্ছে যে, এভয়েড করি, ডিলিট করে দেই। কারণ ভুলেও যদি ক্লিক পড়ে যায় তখন কিন্তু নিজের পার্সোনাল অনেক তথ্য চলে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এগুলো এভয়েডই করি।
হুম। জি। হুম। ইনফরমেশন চলে যাবে, জি। বেশ চমৎকার করে বললেন। আচ্ছা। তো এই যে, ফোন কলের স্কাম থেকে বাঁচার জন্য আপনি আসলে কি ধরনের নিয়ম বেঁচে মানে ওম কি ধরনের নিয়ম আসলে মেনে চলে থাকেন?
হুম। আম আমার এ সেই ক্ষেত্রে হচ্ছে যে, প্রধান ফর্মুলাই হচ্ছে আ যদি কেউ হচ্ছে যে, আমাকে ফোন করে কোন তথ্য চায়। আ যে, হচ্ছে যে, আপনি আপনার ও আমি ব্যাংক থেকে বলছি, অমুক ব্যাংক থেকে বলছি। হ্যাঁ, তো আ এখানে আপনার কাছে একটা কোড যাবে। কোড চাওয়া মানেই, মানে বুঝলাম যে, কিছু একটা। বা সে যদি হচ্ছে যে, আমার পার্সোনাল কোন তথ্য যদি চায় <snorts> বা যদি চায় যে, আপনার আ মানে আমার হচ্ছে যে, আ অ্যাড্রেস। বা কার্ডের লাস্ট বা সিভিভি, সিকিউরিটি কোড গুলো যদি যায় তখনই কিন্তু বোঝা যায় যে, এখানে কিছু একটা সমস্যা আছে।
হুম। হুম। বিকাশের বা ব্যাংক থেকে। জি, হুম। হুম। স্কাম সমস্যা আছে, জি। জি। মানে আইডি ছিল, NID ছিল। জি, জি। হুম। মানে ব্যাংক কখনোই আপনার এই ইনফরমেশনগুলো চাবে না। কারণ তাদের কাছে এগুলো অলরেডি আছে। সা তারা যদি ভেরিফাই করতে চায় সেটাস ভেরিফাই করে যখন আপনি ফোন দিবেন তাদেরকে। জি। <clears throat>
না। হ্যাঁ। হুম। এটাই, ওরা নিজে থেকে কখনো ভেরিফাই করার জন্য ফোন দিবে না।
ফোন দেয় না, জি। তো আসলে এটা আসলে একটা বেশ চমৎকার উপায় আপনি বললেন। তো সোশ্যাল মিডিয়াতে স্ক্যামাদেরকে আপনি চেনার জন্য কি, কি, পদ্ধতি আপনি অবলম্বন করে থাকেন?
হুম।

জ্বী। এটা কিন্তু বেশ চমৎকার হয়েছে। আসলে Facebook ও দেখে যে, কয়েক কয়েকটা আসলে রিপোর্ট একসাথে পরপর আসলে হয়তো, সেটা আসলে বেশ ভালো কাজে লাগে। বরং একজন দিলে হয়তো, সেটা কাজে লাগে না, কিছু, কিছু, সময়। তো, উম আপনি কি যে, আ স্কাম্যার যেটা যেটা নিয়ে আপনি মাঝে, মাঝে, দেখা যায় যে, ভুলবশতঃ অনেক সময় আমরা উম একটা Email পেলাম। ভুলবশতঃ সেটাকে ফিশিং রিপোর্ট করে দিলাম। হ্যাঁ, তো এরকম আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে, না এটা আসলে স্কাম ইমেইল হতে পারে। তো এটাতে আমি ডিলিট করে দেই, কিংবা পরে দেখা গেছে যে, ও না এটা আসলে স্কাম না। এটা আসলে রিয়াল, মানে, ঠিক আছে। তো, এই রকম কি হচ্ছে কিনা, জ্বী। আচ্ছা
হুম। হ্যাঁ, জ্বী। হুম। জ্বী। হু, হুম। হু, হুম। এগুলো কিন্তু অনেক কম। <chuckles> অনেক কম হয়। কারণ, আপনার রিয়েল এ যখন হয়, তখন কিন্তু আসলে আপনি বুঝতে পারেন। আ তবুও হ্যাঁ, অনেক সময় ওরা মেসেজ গুলো এমনভাবে দেয়, আ যেন আসলে মানুষ ভাবে যে, একটু স্ক্যামি টাইপ এর। তো সেই ক্ষেত্রে অবশ্যই হয়। যদি বারবার কেউ মেইল দেয়। <chuckles> তখন, তখন, দিতে হয়। কারণ আ তারা যদি বারবার উল্টা পাল্টা মেইল দেয়, উল্টাপাল্টা না, যে, কিনে ফেলুন, এখানে ক্লিক করুন। এটা কিন্তু অ্যানোয়েন্স এর একটা ব্যাপার। তো, তখন আমি যেটা করি, আ জাস্ট আনসাবস্ক্রাইব করে দেই, আ তাদেরকে। আ যাতে তারা আর আমাকে মেইল না পাঠায়।
হুম। হুম। জ্বী। <chuckles> লোভনীয়ভাবে আসলে। জ্বী। হুম। আচ্ছা। তাতো, অবশ্যই। আচ্ছা। হুম। মেইলটা পাঠায়। আচ্ছা, এই যে, আপনি এই ধরনের স্কাম এর থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য, কি ধরনের অভ্যাসগুলো ফলো করে থাকেন?
উম আমি প্রথমত, যেখান সেখান থেকে কিনি না। যেসব সেসব প্লাটফর্ম এ আসলে ভেরিফাইড, বা বড় প্ল্যাটফর্ম গুলো থেকে আমি কিনি। যেমন মনে করেন, দারাজ, চাল-ডাল এই জায়গাগুলো থেকে আমি কিনি অনলাইন শপিং করলে বা এই যে, ফুড পান্ডা এসব থেকে নেই। কারণ দিন শেষে, আপনার আ আমি যেটা দেখেছি যে, যখন একটা বড় অর্গানাইজেশন থেকে আপনি কেনেন, আপনার প্রোডাক্ট খারাপ করলেও
আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হুম। তখন সে একটা সিকিউরিটি থাকে। তারা চেঞ্জ করে দিবে। কিংবা, একটা তাদের আস রেপুটেশন এ ভয় থাকে। তাই না?
সিকিউরিটি থাকে। তারা চেঞ্জ করে দেয়। তাদেরকে আসলে ফেরত দিয়ে যায়। ঠিক বলেছেন। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু এসব থাকে না। তো, আমি এই কারণেই বড় অ কোন জায়গা থেকে কিনি। আ তাদের রিভিউ দেখি। প্রোডাক্ট কেনার আগেও কিন্তু, রিভিউ দেখাটা গুরুত্বপূর্ণ। বাকিরা কি বলছে, প্রোডাক্ট নিয়ে। তো এভাবে কিন্তু আসলে, আমি কেনার ডিসিশনটা নিয়ে নেই।
হুম। জ্বী।

আ এক্ষেত্রে যেটা হয়, যদি কোন real offer থাকে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এরকম অফার থাকে verified পেজের মধ্যে। মনে করেন দারাজের মধ্যে যদি কোন একটা অফার থাকে যেমন ওদের যখন ৭.৭, ৮.৮, ৯.৯ এগুলো যে থাকে এগুলো কিন্তু পুরো ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে আপনার front page এ থাকে যে এখানে অফার চলছে। ওদের ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে ওরা দেয়। ওরা ওদের কাস্টমার দেরকে ওদের যে কিছু বিশেষ নাম্বার কিন্তু আছে। এখান থেকে বলে যে "আপনি দারাজে গিয়ে" ওরা কিন্তু লিঙ্ক ও দেয় না। বলে যে "দারাজে গিয়ে আপনি কিনুন। আপনি টাকা পাবেন। এই কোডটা ব্যবহার করুন।" তো এই জিনিসগুলো থেকে কিন্তু বোঝা যায়। একটা ফেক জায়গা থেকে যখন দিবে, তারা হ্যাঁ, বলবে যে এখানে ক্লিক করুন। এভাবে বলবে বা হচ্ছে যে অপরিচিত নাম্বার থেকে বলবে। তাদের ফেসবুক বা ফিজিক্যাল কোন জায়গা থাকবে না। তাদের ফেসবুক পেজ বলেন বা অ্যাপ বলেন সেসব থাকবে না। আ মানে খুব কম মনে করেন খুব কম লাইক থাকবে। হ্যাঁ।
হুম। ঠিক। হুম। থাকতে পারে জি। হুম। জ্বী। হুম। হুম। আচ্ছা। আচ্ছা। কোনটা ঠিক আর কোনটা হুম। একদম। হুম। বোঝাই যায় যে আসলে না। এটা আসলে হ্যাঁ, এটা তো আপনার আসলে কিছু স্টেপ নিতে বলছে না। বরং এটা তাদের ভেরিফাইড পেজ বা verified page মানে application এ গিয়ে আসলে কাজটা করতে বলছে। তো আসলে এটা, এটা আসলে একটা ভালো উপায় আপনি বললেন। তো আপনি কি কখনো এই যে সোশ্যাল মিডিয়া scam টা যখন দেখেন তখন সেগুলো কি রিপোর্ট করেছেন? আর সেটা আসলে ফলাফল কি ছিল?
অবশ্যই। হুম। হ্যাঁ। হু, হু। আসলে রিপোর্ট আ হ্যাঁ আমি দেখেছিলাম কি, যে এক জায়গায় অ মানে আমার ১ জন ফ্রেন্ড সে আমাকে একটা পেজ শেয়ার করে বলল যে এখানে নাকি হচ্ছে কোন একটা বিশেষ অ্যাকাউন্ট বিক্রি করছে। আ মনে করেন <laughs> নেটফ্লিক্স অ্যাকাউন্ট। নেটফ্লিক্স অ্যাকাউন্ট বা এরকম টাইপের। সে বলল "এখান থেকে কিনা উচিত হবে কিনা।" প্রথমত আমি সবাইকে বলি যে "কার্ড জাস্ট ফ্রি তে endorse করা যায় যদি আপনার পাসপোর্ট থাকে।" তো সেটা দিয়ে আসলে আ এরকম মানুষদেরকে দেয়ার কোন মানে হয় না। তবুও যদি দিতে হয় কারণ হ্যাঁ, অবশ্যই অনেকে হয়তো শুধুমাত্র ১ টা মাসের জন্য চায় বা পাসপোর্ট থাকে না। তো সেক্ষেত্রে তো তাদের এই access টা থাকে না। তারা চায়। তো সেই ক্ষেত্রেও কিন্তু আ রেটিংস দেখে নেওয়া উচিত। তো সেটাতে আমি যেটা দেখলাম যেহেতু কোন রেটিংস তো নেই। ওটা তাদের নাম সার্চ দেওয়ার ফলে ৪ ৫ টা পোস্ট আসলো যেখানে ওরা বলেছে যে এই আ লোকের কাছ থেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথমে। <chuckles> হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি রিপোর্ট দিয়েছি। সেই পেজটার আ পেজটার নামে ফেসবুকের কাছে রিপোর্ট দিয়েছি।
হুম। আচ্ছা। অ্যাকাউন্ট বিক্রি করছে। জ্বী। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জ্বী। হুম। আচ্ছা, হবে কিনা? আচ্ছা। হুম। আচ্ছা। হুম, নিজেরাই করে। হুম। জ্বী। হ্যাঁ। হুম। ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, বাহ! চিন্তা করেন। আচ্ছা, তারপর কি আসলে সেটা এম মানে কার্যকর হয়েছিল কি? ফলাফল পেয়েছিলেন?
হু, হু। ওই অ্যাকাউন্ট টা আসলে পরে রিমুভ করা হয়েছিল। কারণ এটা খুব সম্ভবত আমি একা রিপোর্ট দেইনি বা আমার ফ্রেন্ড দেয়নি। আরো অনেক মানুষই হয়তো দিয়েছিল। যাদের সাথে এরকম হয়েছে। তো সেই আ পেজটাই আসলে ডিলিট করে দেয়া হয়েছিল ফেসবুক থেকে। রিমুভ করে দেয়া হয়েছিল ডিলিট না।
আচ্ছা। অনেকেই দিয়েছে আচ্ছা। জ্বী। হু। আচ্ছা।